একটা বিষয় নিয়ে আমি ভাবতেছি যে আসলে সিদ্ধান্তটা নেওয়াটা কি ঠিক হবে কিনা? মানে একটু ঝুঁকি অবশ্যই রয়েছে। তারপরও আসলে আ নেওয়াটা আলা মাঝেমধ্যে মনে হচ্ছে যে আমার জন্য ভালো হবে বা আবার মাঝেমধ্যে মনে হচ্ছে যে আ নিলে হয়তোবা সমস্যার মধ্যে পড়তে পারি। আ যেমন হচ্ছে আসলে আমার একটা স্থায়ী চাকরি আছে কিন্তু আমি সেই চাকরিটা বেশিদিন করতে চাচ্ছি না। আ চাকরি ছেড়ে দিয়ে একটা নতুন আসলে ব্যবসা করার চিন্তাভাবনা করতেছি। আ বা দেখা যাচ্ছে কারণ স্থায়ী চাকরিতে হয় কি যে আসলে আমি কিন্তু মাস গেলে salary পাবো। কিন্তু আসলে আমার ব্যবসা যে সফল হবে কিনা সেটাও একটা বিষয় রয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না যে আসলে কিভাবে যাব বা যাওয়াটা কি আদৌ ঠিক হবে কিনা বা দেখা কোন সমস্যা হলে তো আমি আ আমার চাকরিও হারালাম বা দেখা যাচ্ছে আমি ব্যবসাও করতে পারতেছি না তো অও মানে বিপর্জয়ের মধ্যে পড়ে যাব। তো সেক্ষেত্রে আসলে আমি সিদ্ধান্তটা নিতে পারতেছি না। মানে ২ দিকে আসলে দ্বিধা-দ্বন্দ্বে মধ্যে আছি যে আসলে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে কিনা?
জি। উম হুম। জি। উহুম। জি। হুম। উ উহুম। উহুম। না, ঠিক আছে। আপনি আ আপনার কথা শুনে বুঝতে পারছি যে, আপনি একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে চাকরি ছেড়ে নতুন কিছু শুরু করা এটা খারাপ কোন উদ্যোগ নয়। এটা একটা ভালো সিদ্ধান্ত। তবে আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম আরেকটু ভালো করে যে, চাকরির বদলে যে আপনি এ্যা বিজনে ব্যবসা বা নতুন কিছু করার যে সিদ্ধান্ত আপনি নিতে চাচ্ছেন, তো এটার জন্য আপনাকে অবশ্যই উম ধন্যবাদ বা একটা আস welcome জানাচ্ছি। আপনার কাছে যেটা জানতে চাই, আপনার সবচেয়ে বড় উদ্বেগগুলো কি? যার জন্য আপনি এই চাকরি ছেড়ে যে নতুন ব্যবসা বা একটা কিছু করতে চাচ্ছেন, এখানে, এক্ষেত্রে আপনার আয় বা পরিবার বা নিরাপত্তা এই ধরনের কোন issue আছে নাকি?
আচ্ছা। বুঝতে পেরেছি। আসলে আয়ের বিষয়টাই সবার আগে চলে আসে। আ দেখা যাচ্ছে যদি আয় না থাকে তাহলে তো পরিবারকে কিভাবে দিব? মানে আয়ের বিষয়টা আয় হওয়ার আগে আ ৩ টা বিষয় রয়েছে। আ পরিবারের নিরাপত্তাও রয়েছে, পরিবারের সমস্যাও আছে। তো সব বিষয়ে আরকি সমস্যা আছে আরকি। তো দেখা যাচ্ছে যদি income না হয় আ তাহলে তো আসলে পরিবারকে আমি তো ভালো ভাবে রাখতে পারব না বা নিরাপদে রাখতে পারব না। বিভিন্ন স অসুবিধা হতে পারে। তো আমার ক্ষেত্রে ৩ টা অসুবিধা আমার কাছে আছে আরকি। আ যে আসলে যদি আমি চাকরিটা ছেড়ে দেই, যদি ব্যবসায় সফল হতে না পারি আ তাহলে হয়তো যে ঝুঁকিটা নিব সেটা যদি আমি সফল না হই। তাহলে হয়তো সমস্যা গুলো বেড়ে যাবে। দিন, দিন, আরও সমস্যাগুলো বাড়তেই থাকবে। তো ৩ টা বিষয় আরকি আমার কাছে মনে হয় যে আমার ৩ টা বিষয় আসলে আছে আরকি।
উহু। জ্বী। উহুম। জ্বী। উহুম। জ্বী। হ্যাঁ। আচ্ছা বুঝতে পেরে তো আপনার কাছে আপনি আ আরও একটু clear করে জানতে চাই যে, আর্থিক পরিস্থিতিটা কেমন সেটা? সঞ্চয়, দেনা, মাসিক বা এই ধরনের ব্যয় সম্পর্কিত কিছু নাকি?
আচ্ছা, আ সেক্ষেত্রে আসলে এ রি আমার কোন ঋণ নেই। এটা একটা ভালো দিক হয়তোবা। আমার কোন ঋণ নেই। কিন্তু অ কিছু সঞ্চয়ও আছে আ হয়তোবা দেখা যাচ্ছে। আ আমি দেখা যাচ্ছে যে চাকরিটা ছেড়ে দেই হয়তোবা দেখা যাচ্ছে ৩-৬ মাসের মতো আরকি বসে থাকতে পারব। বা যদি ৬ মাসের মধ্যে ব্যবসাটা থেকে যদি কোন ভালো ফল না পাই তাহলে হয়তো সমস্যা হতে পারে। এ্যা কারণ যেটা আমার মাসিক ব্যয় হয় সেই হিসাবে আমার দেখা যাচ্ছে ৬ মাসের আরকি আ reserve আছে। কিছু আমার ব্যবসার জন্য, ব্যবসা যে ব্যবসা করব সেটার জন্য অল্প কিছু টাকা রয়েছে। মানে একটু সমস্যার মধ্যেও তাও হয়তো পড়ে যেতে পারি যে আসলে আ আমার total যে টাকাটা আছে সেখান থেকে আবার আমাকে থাকতে হ দেখা যাচ্ছে ৬ মাস আ দেখা যাচ্ছে যদি ব্যবসা শুরু করি তাহলে হয়তো সেখান থেকে invest করতে হবে। আবার হচ্ছে যে এইবা দে ব্যবসার লাভ না হওয়া পর্যন্ত আমাকে দেখা যাচ্ছে ওইটার দিকে চলতে হবে। তো একটু দোটানার মধ্যে রয়েছি। কিন্তু তারপরও যদি সব মিলিয়ে হিসাব করা যায় যে টাকা আছে আমার কাছে সেটা দিয়ে হয়তোবা ২ মাস আ চলতে পারব আর ব্যবসাও শুরু করতে পারব আরকি।
উম হুম। উহুম। উ জ্বী। উহুম। জ্বী। জ্বী। উহুম। বুঝতে পেরেছি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এই ব্যাপারটি নিয়ে অনেক চিন্তিত। তবে এটাকে এখানে চিন্তা হওয়ার কিছুই নেই। আপনি আমি বলব যে, একদিক থেকে আপনি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আরেকদিক থেকে আপনার পরিকল্পনাটা একটু জটিল। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে, আপনার যে আপনি একেবারেই ঝুঁকিটা নেবেন না। আপনি যে ধরনের আসলে business বা যে ধরনের কিছু নতুন কিছু করতে চাচ্ছেন চাকরি বাদ দিয়ে, তো আগে ওই জিনিসটা সম্পর্কে আমি মনে করি যে, আপনার বেশ আপনার সঠিক একটা জ্ঞান থাকা প্রয়োজন। আপনি যেটা করতে চাচ্ছেন বা যে related business। তো কারণটা হচ্ছে যে, আপনি যদি সেখানে আপনার জমানো যে সঞ্চয়টা থাকবে সেটা যদি invest করে বসেন এবং invest করার পরে আপনি দেখা যাচ্ছে একটা সময়ে গিয়ে যদি লসের লসের সম্মুখীন হন, তাহলে কিন্তু এই loss-টা আপনি কোনভাবেই পুষিয়ে উঠতে পারবেন না। এক্ষেত্রে আপনার জন্য একটা সমস্যা হয়ে যাবে। এজন্য আমি মনে করি যে, চাকরি ছাড়ার আগে আর্থিক যে স্থিতিশীলতাটা আছে সেটা অবশ্যই আপনাকে ভালো করে ভেবেচিন্তে নিতে হবে। এবং এই জিনিসটা বারবার চিন্তাভাবনা করতে হবে। এখন আপনি এটা শুরুও করতে পারেন আবার এইভাবে যে, আপনি সেটাকে একটু part time হিসেবেও শুরু করতে পারেন। অল্প, ছোট করে শুরু করতে পারেন। যে আপনি সেটাকে উম প্রাথমিক লেভেলে রেখে সেটা পরীক্ষামূলক করতে পারেন। আপনি সেটার গতিবিধিটা লক্ষ্য করতে পারেন। যে আপনি শুরু করলেন, শুরু করার পরে সেটা আসলে কিভাবে মার্কেটে বে তার প্রভাবটা ফেলছে। আসলে এখানে কি নতুন কিছু সংযোগ করতে হবে নাকি আবার কিছু বাদ দিতে হবে? তখন এটা দেখলে আপনি বুঝতে পারবেন বা একটা সময় গিয়ে আপনি বড় করেও করতে পারবেন। তবে আপনার কাছে আমি আরও একটু জানতে চাই যে, আপনার আ আসলে যে ন নতুন যে উদ্যোগটি আপনি নিতে চাচ্ছেন এটা আসলে বর্তমানে কোন পর্যায়ে আছে বা এটার পরিকল্পনাটা কি? এটা একটু যদি বলতেন।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। অবশ্যই। আচ্ছা। আ আ সেক্ষেত্রে আসলে আপাতত পরিকল্পনা আছে। চিন্তা আগেই করেছিলাম। এখন একটা পরিকল্পনাও করেছি যে কোথা থেকে কি করব, কিভাবে আ দেখা যাচ্ছে product গুলো নিয়ে আসব বা product গুলো কিভাবে ছোট থেকে বড় করব। সেটা একটা বিষয়ে পরিকল্পনা রয়েছে। সুন্দর একটা পরিকল্পনাও করেছি কোথায় করে দেখব। মানে সবকিছু পরিকল্পনার মাধ্যমে আছে এখন। আ দেখা যাচ্ছে যে আসলে পরিকল্পনা এখন বাস্তবায়ন করা হয়নি। এ্যা বাস্তবায়ন করার আগেই আসলে ঝুঁকিটার মধ্যে আছি। যে আসলে আ যে বাস্তবায়ন করার পর যদি আসলে ফিরে আসার আ দেখাচ্ছে সুযোগ থাকবে না তখন আসলে দোটানার মধ্যে পড়ে যা যাব। যে এদিকেও যাইতে পারব কি ওদিকে যাইতে পারব না এমন একটা পরিস্থিতিতে আছে। তো পরিকল্পনাটা একটা সুন্দর আছে। যদি পরিকল্পনা মাফিক সবকিছু হয়ে থাকে তাহলে হয়তোবা বেশ ভালো হবে। কিন্তু তারপরও কি হয় যে আসলে ভয়ের মধ্যে একটা রয়েছি। আসলে ভয় একটা বিষয় রয়েছে। যে সবকিছু সবসময় পরিকল্পনা মাফিক হয় না। তো সেক্ষেত্রে আসলে একটু ভয় নিয়ে আছি। আমার আসলে উদ্ভেক এইখানেই যে আ যে আসলে আমি পরিকল্পনা যেটা করেছি সেটা আসলে সফল হবে কিনা আরকি। এ্যা যদি সফল হয় তাহলে তো বেশ ভালো হবে। আর যদি সফল না হয় তাহলে আমি সমস্যার মধ্যে পড়ে যাব। আ কারণ দেখা যাচ্ছে যদি বাস্তবায়ন করা শুরু করে দেই তাহলে সেখান থেকে আমি আর ফেরত আসতে পারব না। তো আমাকে সেই পথে এগিয়ে যেতে হবে। এ্যা এটা করে দেখা যাচ্ছে ই করতে পারি। আরেকটা যেটা বললেন আপনি part time job করার কথা বললেন উম যে আসলে part time job করে দেখতে পারি। আ এটা আমি কখনো ভেবে দেখিনি। আমি চিন্তা করেছিলাম যে আসলে একবারে চাকরিটা ছেড়ে দিয়ে এসে এইখানে লেগে পড়ব। অ্যা সেটা হয়তোবা একটু ভুলও হতে পারে, রিস্কও হতে পারে বা আমার হচ্ছে আসলে এই বিষয়ে একটু অভিজ্ঞতাও কম রয়েছে। তো সেটা একটা মেইন কারণ ভয়ের। অ্যা তো সেক্ষেত্রে আসলে part time job করে দেখাচ্ছে সেটা চালানো আমার জন্য একটু কষ্টকর হলেও হয়তোবা আমি শিক্ষাগুলো নিতে পারবো বা ছোট আকারে যদি শুরু করে থাকি তাহলে হয়তোবা দেখাচ্ছে ভালো হতে পারবে। আপনি যেমনটা বললেন আমারও মনে হচ্ছে আর কি।
হুম, হুম, আচ্ছা। উহ হু। উম জ্বী। উম হু। উহু। জ্বী। জ্বী। উহু। উহু। জ্বী। হ্যাঁ। উহু। জ্বী। উহু। উহু। জ্বী। এ হ্যাঁ, কারণটা হচ্ছে কি দেখুন, আপনার কথায় যেটা মনে হচ্ছে আপনি পারবেন। আপনার সেই দক্ষতা বা ইয়াটা আছে, speed টা আছে। তার উপরে দক্ষতা এবং সমর্থনের যে ব্যাপারটা থেকে যায় এটা কিন্তু অবশ্যই আপনার নিজের স থেকেই সেটা নিয়ে আসতে হবে। আপনার যদি কোনো কাজে পূর্ব কোনো অভিজ্ঞতা বা দক্ষতা না থাকে, আপনি ওই কাজটা তো আর অন্যকে দিয়ে করাইতে গেলে এমনটা হয়ে যেতে পারে সে তার মতো করে, করে দিয়ে যাবে। কিন্তু আপনি যেমনটা চাচ্ছেন, আপনার চাওয়াটা সে বুঝবে না বা সে আপনাকে সেভাবে করে দিতে পারবে না। এজন্য আপনি যে related business বা যে রে related কাজ করতে চাচ্ছেন সে সম্পর্কিত কিছু আ skill আপনার এ মানে শেখা প্রয়োজন। আপনি যদি সেটা মে শিখে নেওয়ার চেষ্টা করবেন এবং আ যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকেও পরামর্শ আপনি নিতে পারেন যে আসলে এ এই কাজে কিভাবে কি করলে আমি আমার কাজটাকে আরও ভালো করে করতে পারব বা আরও একটু বড় পরিসরে নিয়ে যেতে পারব। তো এই ধরনের চিন্তাভাবনাও আপনি করতে পারেন। তো আপনি কি কখনো এভাবে চিন্তা করেছিলেন বা কারো কাছ থেকে কোনো পরামর্শ নিয়েছিলেন যে আপনি এটা করতে চাচ্ছেন?
জ্বি অবশ্যই। একদম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আ আসলে আ সেইসব অভিজ্ঞতা আমার নেই। এমনি একটা এক জায়গায় ছিলাম তো সে ক্ষেন ক্ষেত্রে ও একটু ছোট একটু অভিজ্ঞতা আছে। যে আসলে জানি একটু জানি যে আসলে কিভাবে কি করতে হয়। কিন্তু সেইভাবে আ প্রায় মানে পুরা ধারণাটা আমার কাছে নেই। অ্যা যে আসলে প্রয়োজন কি, কি skill দরকার আমি এইটুক জানি। কিন্তু কারো কাছে পরামর্শ বলতে কি যে আসলে এক বড় ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম যে আসলে কিভাবে কি করা যায়। অ্যা এইভাবে আরকি আলাপ করছিলাম। মানে একজন থেকে পেশাদার কারো কাছে পরামর্শ নেইনি। এমনি হচ্ছে যে আসলে অ্যা আপনার হচ্ছে online থেকে একটু research তো করতেছিলাম যে তারা কিভাবে করেছে বা তারা কিভাবে করতেছে। তো এই ধরনের আসলে একটু research নিয়েছি। আমার যেহেতু আমি এখনো শুরু করিনি, বাস্তবায়ন করিনি। তো বাস্তবায়ন করতে গেলে তো অনেক স সময় লাগবে। তো আমি চিন্তা করেছিলাম যে আসলে তখন গিয়ে আসলে এই ধরনের research গুলো করব। যারা এই ধরনের ব্যবসাগুলো করতেছে তাদের কাছ থেকে একটু ধারণা নিব। তখন আসলে একটু সময় কাটাবো ওইদিকে আরকি। কারণ আমি জানতেছি যে আসলে আমি যেহেতু চাকরিও করি একটা তো বিশেষ সময়ও পাওয়া যায় না। তো ওইযে আ চিন্তা-ভাবনা করা বা পরিকল্পনা করা নিয়ে আছি। তখন বা আসলে বাস্তবায়ন করা শুরু করব তখন আসলে আমি চেয়েছিলাম যে ওইদিকে যাওয়া। তো এটা হয়তোবা একটা খারাপ দিক অ্যা হয়তোবা হতে পারে। আ এটা কি দেখা যাচ্ছে যে আমি যেভাবে চিন্তা করছি সেটা কি ঠিক হতে পারে, না এটা আসলে খারাপ হতে পারে?
হুম, হুম। হুম। ও আ জি। হুম, হুম। উহু। না। অবশ্যই এটা তো আমি বলব যে, আ ১০০% ঠিক হবে। কারণ হচ্ছে আপনি বর্তমান যে চাকরিতে আছেন সেটাতে যদি আপনি কুলিয়ে উঠতে না পারেন বা আপনার পোষাচ্ছে না বা আপনি সেটাতে যে হিসেবে শ্রম দিচ্ছেন সে হিসেবে কোন feedback পাচ্ছেন না, তাহলে তো এর বিকল্প অবশ্যই আপনাকে একটা মানে রাস্তা বের করতে হবে। এক্ষেত্রে যেমন আপনি যে business এর কথা বলেছেন, আমি বলব যে আপনি যেহেতু business করার কথা বলেছেন, তাহলে এখানে আমি ধরে নিতে পারি যে আপনার ৩০% এ্যা invest already হয়েই গেছে। কারণ আপনি যেহেতু কথা বলছেন মানে আপনি ওই related কাজে ঢুকে গেছেন। এখানে আপনার শুধু এখন যেটা প্রয়োজন হচ্ছে ওই business টার সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা এবং আ সেটা জানার, সেটার মানে ঝুঁকি গুলো কি, কি, আছে business এর মধ্যে। আপনি যে related business টা আসলে করতে চাচ্ছেন এখানে কতটুকু ঝুঁকি আছে এবং এখান থেকে আসলে কতটুকু উন্নতি করার পথ আছে বা সুযোগগুলো আছে। আপনি সেই জিনিসগুলো অবশ্যই research করে দেখতে পারেন এবং আপনি এটাও দেখতে পারেন যে আপনি এই কাজগুলোর জন্য আপনি কতটা প্রস্তুত, আপনি এই business এর জন্য। আপনি আসলে অনেকেই আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি যে তাদের টাকা-পয়সা সবই আছে এবং তারা মোটামুটি অনেক ভালো business এ invest করেই ফেলে। কিন্তু অল্প কিছুদিন যাওয়ার পরেই সেখান থেকে তারা loss করে এবং মানে দেউলিয়া হয়ে সেখান থেকে ঘুরে আসে। তো আমি মনে করি যে আপনি আপনার business টা শুরু করেন সেটা ১ম এ সো ছোট করেই শুরু করতে পারেন। অল্প করে আগে আপনি পরীক্ষামূলক সেটা করে দেখতে পারেন যে আপনি যেভাবে চাচ্ছেন আসলে সেভাবে হচ্ছে কিনা? আসলে আপনি সেটা করতে পারেন এবং আপনার যে পণ্যগুলো আছে সেটা বিক্রি করে, আপনার customer এর কাছ থেকে আপনি feedback চাইতে পারেন যে, আপনার পণ্যটা তার কাছে কেমন লাগলো। বা same product যদি সে আর, কারো কাছ থেকে নেয়, তার কাছ থেকে সে কি, কি সুযোগ-সুবিধা পায় এবং তাকে কি সুযোগ-সুবিধাগুলো দেয়। এই জিনিসগুলো নিয়ে আপনি আপনার মতো করে আবার নতুন কিছুর সাথে add করবেন। add করে আপনি আপনার পণ্যটাকে চালু করে দেখতে পারেন। তাহলে হয়তোবা মনে হয় যে আস্তে, আস্তে, একটা সময় গিয়ে দেখবেন যে, আপনার business মোটামুটি ভালো একটা run করতে পারবে।
আচ্ছা। জি, অবশ্যই। আচ্ছা। জি, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। আসলে আপনি যেভাবে বললেন আমি এভাবে কখনো অ্যা ভেবে দেখিনি। আসলে অ্যা আমার হয়তোবা দেখা যাচ্ছে এটা একটা ভুল ছিল। অ্যা আপনার কথা শুনে যে আসলে আপনি যে কথাগুলো বললেন সেগুলো থেকে একটু মনে আশা জাগতেছে যে আসলে আ হয়তোবা আমি শুরু করলে হয়তোবা ভালোই হবে। হয়তোবা যেমনটা বললেন যে আসলে আমি already invest করেই ফেলেছি ৩০% অ্যা যে আসলে চিন্তা ভাবনা করতেছি বা পরিকল্পনা করছি মানে invest করাই হয়েছে আরকি। তো আসলে এইভাবে কখনো আমি ভেবে দেখিনি। তো আপনি যেভাবে বললেন অ্যা হয়তোবা আমার মনেও একটু আশা আসতেছে যে না আমি শুরু করতে পারবো। একটু অভিজ্ঞতা বা পরামর্শগুলো যদি করতে পারি বা বিভিন্ন ভাবে কারো সাথে কথাবার্তাগুলো বলে দেখতে পারি তাহলে হয়তোবা দেখা যাচ্ছে একটু এখান থেকে ভালো ফল পেতে পারি। এ ছোট আকারে যেটা কথা বললেন যে আসলে ছোট আকারে শুরু করা, অ্যা এটা আমার একটু অ্যা দেখা যাচ্ছে আমার কাছে বেশ ম কাজেই মনে হচ্ছে। আমি মনে করেছিলাম যে আসলে শুরু করে দিব বড় করে একটু যেহেতু শুরু করব লাভও বেশি হবে। তো সেক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি বললেন যে আসলে ছোট করে শুরু করা, যে আসলে বিষয়গুলো দেখা বা market গুলো research করার যে বিষয় রয়েছে, loss হচ্ছে কিনা বা লাভ হবে কিনা বা কোন, কোন বিষয়গুলো রয়েছে, বিভিন্ন লোকও রাখতে হবে। তো সেক্ষেত্রে আসলে আগেই নিজেকে জানার বিষয় রয়েছে। তো এই জিনিসগুলো আসলে আমি এভাবে কখনো ভেবে দেখিনি। তো এই জিনিসগুলো যে বললেন আপনি আমার বেশ কাজে আসবে মনে হচ্ছে। আমি শুরু করলে হয়তোবা এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়বো না। আ দেখা যাচ্ছে আমি দেখা যাচ্ছে চাকরিটা ছেড়ে দিয়ে একটা এ এই দিকে আসলে ঝুঁকিটা নেওয়া এখন মনে হচ্ছে আমার আ আসলে ঝুঁকি না, আমার মনে হচ্ছে যে এখন আমি দেখা যাচ্ছে শুরু করলে হয়তোবা সফল হতে পারবো। তো অনেক ধন্যবাদ আপনাকে আপনার এইযে স মূল্যবান সময় দেওয়ার জন্য, আমার কথাগুলো শোনার জন্য।
<clears throat> উম জি। উ উম জি। হ্যাঁ। জি। জি। হ্যাঁ। উহুম। জি। উহুম। জি। হ্যাঁ। হুম। উ হুম। জি। আপনার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা। আ বিশ্বাস করা যায় এবং আশা রাখি যে আপনি আপনার আ বর্তমান কাজে অনেকটাই আ কি বলব যে স্বাবলম্বী হতে পারবেন। সেই আশা করছি আপনার উপরে। ভালো থাকবেন। ধন্যবাদ।